আমার জাস্ট একটা জিনিসই মনে হচ্ছে যে, মানুষ আ যদিও বলে না আশায় বেঁচে থাকি, আশায় বেঁচে থাকে চাষা, তারপর হচ্ছে বিশ্বাসে সবকিছু। এই জিনিসটা আসলে আমার এখন মনে হচ্ছে যে না, মানুষকে কমপ্লিটলি বিশ্বাস করা এটা চরম ধরনের বোকামি। হ্যাঁ, বিশ্বাস অবশ্যই করতে হবে কিন্তু একদম ব্লাইন্ডলি ঠিক আছে, সে যা বলছে এটা হবেই, এরকম একটা কনফিডেন্স নিয়ে কাউকে বিশ্বাস করা যাবে না। বিশ্বাসের ভেতরে একটু ফাঁক রাখতে হবে, নিজের একটা জায়গা রাখতে হবে যে না, এটা যদি নেগেটিভ কিছু হয়, তাহলে তখন আমি কি করব? এরকম একটা চিন্তাভাবনা নিয়ে, মানুষের সাথে আসলে মিশা দরকার। আমার মনে হয়েছে যে, পরবর্তীতে যদি আমি কোন ডিসিশন নিই এরকম ডিসিশন তাহলে সেখানে নেগেটিভ টা আগে ভাববো যে, এখান থেকে যদি এই কথাটা না রাখি বা এটা তাহলে নেগেটিভ ইমপ্যাক্ট কি, হতে পারে? হ্যাঁ, এইটা আগে ভেবে তারপরে আমি ডিসিশন নেব। উম
হু, হু, হু। হু, হুম আচ্ছা হুম, হুম। আ হুম, হুম। আহা! খুবই দুঃখজনক একটা বিষয়। বুঝতে পারছি। মানে আমি যে আপনাকে বলব জি, বুঝতে পারছি। আমি যে আপনাকে বলবো, এই ধরনের ধার মানে ধারণা ঠিক না বা করা উচিত না, এটা, এ এটার কোন কিছু বলার মতো আসলে সিচুয়েশন নাই এবং আপনি যে সিদ্ধান্ত, আপনার দিক থেকে দেখতেছেন, সেটা ডেফিনেটলি আপনার জন্য আপলিকেবল। সেটা খুবই দুঃখজনক একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে আরকি। যে আপনার কাছে এটাই হচ্ছে সত্য। জি, জি। আ আমি এমন সিচুয়েশন এ পড়ি নাই তো। সো আপনি যতটা ডিপলি জিনিসটা বুঝতে পারবেন, আমি তো আসলে বুঝতে পারব না। এইজন্যই মানে আমি আমার দৃষ্টি থেকে দেখছি, আমার দৃষ্টি থেকে যেটা ভাবব, আপনার দৃষ্টিতে সেইম হবে না। কারণ আমাদের দুজনের অভিজ্ঞতাটা ডিফারেনট আরকি। এইজন্য আমি বলব না যে, আপনারটা ভুল, এরকম কিছু বলব না। আমি আমার দৃষ্টি থেকে বলছি যে, এটা দুঃখজনক আরকি যে আপনাকে এই ডিসিশন এ আসতে হচ্ছে। আমি আমার ডিসিশন থেকে যেটা শিখেছি যে, আ তুমি যতই সেলফ-কনফিডেন্ট বা মাথা উঁচু করে একজন মানুষ হও না, নাক উঁচু একজন মানুষ হও না কেন, যে আমার কারো হেল্প লাগবে না, তোমাকে এমন এমন সিচুয়েশন পড়তে হতে পারে, যেটা তুমি তোমার কাছের মানুষের জন্য মাথা নোয়াতে বাধ্য হবা। এটা আমি রাজনীতি ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক বিজ্ঞান ব্যক্তিত্ব এবং শেষ পর্যন্ত আমার সাথেও হলো। <laughs> সো, এই সত্যটা মেনে নিতে হচ্ছে আরকি। যাই হোক, আপনার সাথে কথা বললাম। জীবনের অনেক কাছের কিছু মুহূর্ত শেয়ার করলাম। আপনিও শেয়ার করলেন। এটার জন্য ধন্যবাদ এবং আমার ক কাহিনী শোনার জন্যও আপনাকে ধন্যবাদ।
হু। জি। আচ্ছা, আপনার কি মনে হয়? আপনার কি মনে হয়? অবশ্যই। হ্যাঁ। উ, হু। হ্যাঁ। হু, হু। জি।